<smacks lips> আচ্ছা, সম্পর্কের ক্ষেত্রে আসলে সীমা ঠিক করার যে ব্যাপারটা সেটা হলো কি? কিছু মানুষজন থাকে যেমন হচ্ছে আমার কিছু পরিবার পরিজনের হতে পারে। পাশাপাশি আত্মীয়স্বজন, তারপর বন্ধুবান্ধব বা কাছের বিভিন্ন মানুষজন তো থাকতেই পারে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে না আমি চেষ্টা করি যে যেখানে যতটুকু কথা বলার প্রয়োজন তো সেটুকু পর্যন্ত যেন থাকে এবং সম্পর্কের মধ্যে একটা সম্মান বা একটা ভালোবাসা সবকিছু যেন ঠিকঠাক মত বজায় থাকে আরকি। সেভাবেই নিজের সীমাটা নির্ধারণ করি। হুম।
হু, হু। হু, হু। রাইট, রাইট। রাইট, রাইট। হু, হু। বুঝতে পেরেছি না আসলে কিন্তু এটা কিন্তু বেশ চমৎকার একটা প্রতিক্রিয়া আপনি করে থাকেন যে আসলে আগে থেকে একটু একটা নির্ধারণ করার একটা উদ্যোগ নিয়ে নেন এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আসলে আ মানে কে আপনে আপনার রিলেশনটা তার সাথে কি সেটা ভেবে আসলে সেটার একটা সীমাটা আপনি আসলে নির্ধারণ করেন। তো এই যে আপনি মানে সাধারণত আপনি আসলে কিভাবে বোঝেন বা আসলে কখন এই জিনিসটা আসলে বুঝতে পারেন যে আসলে একটা সম্পর্কে ভেতরে একটা সীমা
জি। হু, হু, হু। জী। হ্যাঁ।